সো সেটাই আসলে করার চেষ্টা করি। হু জি আপনি কিছু বলছিলেন?
বাকি হ্যাঁ। তো এ এছাড়াও আসলে এ এছাড়া হচ্ছে গিয়ে আপনি আর কোন, কোন দিকগুলো আসলে খেয়াল করেন প্রথমত মেন্টর খোঁজার ক্ষেত্রে?।
জি। তারপরে আমার যখন আমি জানি যে, আমি এই জিনিসটা করতে চাচ্ছি তারপর আমি আসলে যেটা চেষ্টা করি যে এই আমার আশেপাশে আমি কি কাউকে চিনি যে এই কাজটায় আসলে একজন দক্ষ। আ যিনি আসলে আমাকে সাহায্য করতে পারেন। যেমন ধরুন আমি আবার কথা বলি, ধরুন আমি হয়তো ব্যবসা উন্নয়ন বিষয়ে নিজেকে উন্নয়ন করতে চাচ্ছি। হ্যাঁ? উম তাহলে আমি কি করব? আমি বা অথবা কোন একটা গবেষণার বিষয়ে যে একাডেমিক কে একটা রিসার্চ এর কাজে আমি হয়তো নিজেকে উন্নয়ন করতে চাচ্ছি। তাহলে আমি যেটা চেষ্টা করব আমার আশেপাশে কে বা কারা আছেন যারা এই বিষয়গুলোতে দক্ষ। মানে তাদের টা আগে বোঝার চেষ্টা করব।
হুম। হ্যাঁ। তার মানে আসলে আপনি আ বুঝতে বোঝাতে চাইছেন যে আপনি দেখবেন যে আপনার যখন আ টপিকটা আসলে সিলেক্ট করা হয়ে যাবে তখন আপনি দেখবেন যে আপনি আ ওই বিষয়কে সবচেয়ে বেশি অভিজ্ঞ। আপনি তাকেই আসলে খুঁজে নেবেন। তো এ হা আচ্ছা এই ব্যাপারটা কিন্তু বেশ চমৎকার।।
তাদেরকে খোঁজার চেয়ে প্রথমে আমি আসলে বোঝার চেষ্টা করবো কারা সবাই সবচেয়ে বেশি অভিজ্ঞ এবং শুধু কারা অভিজ্ঞকে পেলেই কিন্তু আসলে আমার কাজটা হয়ে যাবে না। উনি কি আমাকে সাহায্য করতে চাবেন? সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে সবাই কিন্তু একই রকম হ্যাঁ একই রকম সাহায্য করার মানে উনার হয়তো সময় নেই। আমি আ জানি একজন হয়তো খুবই ভালো মানুষ আছেন, উনি হয়তো সময় নেই। আরেকজন হয়তো আছেন যার সময়ও আছে যে কাজেও খুব ভালো কিন্তু উনি করতে চান না কাজটা। সবাই তো আসলে একই রকম সহযোগিতাপূর্ণ পূর্ণ মনোভাব হন না। মেন্টরশিপ কিন্তু একটা বড় দায়িত্ব। হুম, উনি কিন্তু একজন মানুষকে জি।
সবচেয়ে বেশি অভিজ্ঞ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সাহায্য করতে চাইবেন কি পারবেন এই ব্যাপারটাও আসলে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ এটা এ এটা কিন্তু আপনি হ্যাঁ এটা কিন্তু আপনি চমৎকার বলেছেন এ মানে বেশ গুরুত্বপূর্ণ একটা আ ব্যাপার কিন্তু আসলে এটা আ এটা কিন্তু বেশ আ আপনার পরবর্তীতে ওই সম্পর্কেস আ অভিজ্ঞতা মানে ওই সম্পর্কে আসলে উম এট আ এটা নেওয়ার জন্য কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে আপনি আসলে বলছিলেন যে, আপনি এই দিকগুলো আ বেশ গুরুত্ব সহকারে দেখেন। তো আমি আপনার কাছে আসলে জানতে চাইবো যে আপনার ক্ষেত্রে এ এরকম কোন অভিজ্ঞতা আছে কিনা যে যখন আসলে আপনি প্রথমবারের মতো কোন মেন্টর খুঁজেছিলেন তো আসলে সেভাবে আ তখন কিভাবে শুরু করেছিলেন বা বিষয়টা আসলে কি ছিল যদি সেই অভিজ্ঞতাটা একটুখানি বলতেন?
হুম।

না, না এটা আপনি ঠিকই বলেছেন। কিন্তু আসলে হয় না। এমন সময় যে যদি আপনি আপনার আপনার ক্ষেত্রে তো এটা বেশ চমৎকার কাজে দিয়েছে। কারণ আপনার mentor selection -এর ব্যাপারটা কিন্তু বেশ অ্যা চমৎকার এবং আপনি বেশ ভেবে চিন্তে সি অ্যা সিদ্ধান্ত নেন। এটা কিন্তু বেশ আ মানে আপনার জন্য অনেক কাজে দিয়েছে। তো এরকম যদি কখনো কারো সাথে হয় যে যেমন দেখা গিয়েছে যে আ এরকম সে মানে একটা জিনিস ভেবে একজন মেন্টরকে খুঁজে নিলেন কিন্তু দেখা গেছে তার কাছ থেকে তিনি প্রপার আসলে আ জ্ঞানটা আসলে পাচ্ছেন না বা তার মনের মতো হচ্ছে না। সেক্ষেত্রে কি অন্য কারো সাথে বা অন্য কোন মেন্টর এর সাথে কথা বলা বা, অন্য কাউকে।
<clears throat> জি অনেক ধন্যবাদ আপনাকে জি। জি, জি। অবশ্যই, অবশ্যই। কারণ এটা কিন্তু আসলে ওই যে যেটা বললাম কোন binding agreement. কিন্তু কোনো ও অ্যা কেউই দুজনই কিন্তু দুজনের খুবই খুব একই ব্যাপারে কিন্তু অনেকজন মেন্টর থাকতে পারেন।
হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। তো এক্ষেত্রে আপনি কি মনে করেন যে একের অধিক মেন্টর রাখাটা আ একের অধিক মেন্টর রাখার ব্যাপারটা আপনি কিভাবে দেখেন?
হ্যাঁ আবার বিভিন্ন বিষয়ে বিভিন্ন অ্যা মেন্টর কিন্তু থাকতেই পারে। খুব ভালোভাবেই দেখি। মানে একই বিষয় যেটা বললাম, একই বিষয়ে তো এ একাধিক মেন্টর থাকতেই পারে। বাট আমার যদি সবসময় মনে হয় আমি যদি ১ জনকে দিয়েই আমি আ ঠিকভাবে জানতে পারি, তাহলে সেই ১ জনের কাছে আমার থাকাটা উচিত। একটা বিষয়ে। বিভিন্ন বিষয়ে বিভিন্ন মেন্টর থাকাটা আমার আমর কাছে মনে হয় সেটা অ্যা সবচেয়ে ভালো। একটা বিষয় একজন মেন্টর থাকা উচিত। যদি একজন মেন্টর কে দেখে আপনি যেটা যেই উদাহরণটার কথা বললেন যে আমার ক্ষেত্রে যদিও কখনো এটা হয়নি, যদি এটা কখনো হয়ে থাকে অন্য কারো ক্ষেত্রে তখন যেটা হবে যে ঠিক আছে। তাহলে তো আসলে উনি আর মেন্টর রইলেন না। <chuckles> মানে যেই কাজের জন্য আমি ওনাকে চিন্তা করেছি মেন্টর হিসেবে। উনি তো আমাকে সেই সাহায্যটা করতে পারছেন না। উনি কিন্তু তাহলে আর মেন্টর নেই। হ্যাঁ তখন কিন্তু আমি খুব সহজেই ওনাকে প্রতিস্থাপন করব অন্য আরেকজনকে দিয়ে। যিনি আসলে আমাকে সাহায্যটা করতে পারবেন। এটা কিন্তু কোন আবার বলছি কোন নির্ধারিত বিষয় নয় যে আমি উনার সঙ্গে এতটা সময় এতটা এভাবে, এভাবেই করব। জিনিসটা কিন্তু একটু হলেও ২ ২ পক্ষের মতামত সহযোগিতা এবং সময়ক্ষেপণ। আমি বলব এই তিনটা জিনিস দিয়েই হ্যাঁ জিনিসটা কাজ করতে হবে আসলে।
হ্যাঁ। আচ্ছা। <chuckles> হ্যাঁ, হ্যাঁ এটা কিন্তু ঠিকই বলেছেন। কোন নির্ধারিত বিষয় না হ্যাঁ। উম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সময়ের নাকি মানে অবশ্যই। এটা কিন্তু বেশ চমৎকার বলেছেন। আরেকটা জিনিস আসলে অ্যা আমি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আসলে অ্যা যারা নতুন বা, যারা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন তারা আসলে মেন্টর খুঁজে নিবেন বা, এরকম তারা চেষ্টা করছেন মেন্টর খুঁজে নেওয়া। তো সেক্ষেত্রে আসলে তাদের কোন বিষয়গুলো আ খেয়াল রাখা উচিত আপনার অভিজ্ঞতার আলোকে যদি একটুখানি সংক্ষেপে বলতেন।
জ্বি, জ্বি। আসলে এই মেন্টর এর ব্যাপারটা কিন্তু নতুন বলে কিছু নেই। আপনি যদি খেয়াল করে থাকেন, আমরা কিন্তু সবাই ছোট বয়স থেকেই কাউকে না কাউকে আমরা হয়তো বলতাম আদর্শ। আইডল হ্যাঁ? তাকেই কিন্তু আমি আমার আদর্শ হিসেবে চিন্তা করছি। আমি কিন্তু উনাকে দেখেই শিখছি-ঠেকছি। এখন মেন্টর এর ব্যাপারটা কি এর বাইরে আমি সরাসরি উনার কাছে গিয়ে আরো কিছু সাহায্য চাচ্ছি। আগে হয়তো আদর্শ যাকে বলছি তাকে আমি একটু দূর থেকে দেখছি তার সাহায্য বা তাকে বোঝার চেষ্টা করছি। উনি এই কাজটা কীভাবে করেন। মেন্টরের ক্ষেত্রে কি হচ্ছে আমি সেই আদর্শ মানুষের কাছেই কিন্তু অনেকটা যাচ্ছি। যে বলছি আপনি আমাকে কি এই ব্যাপারটা আরেকটু সাহায্য করতে পারেন? এটা কিন্তু খুব ছোট বয়স থেকেই আমাদের হয়ে থাকে। এটা কিন্তু এমন নয় যে কেউ নতুন। একটা জানেন ক্লাস 5 6 এর ছেলেরও কিন্তু ১ টা মেন্টর থাকতে পারে।
হ্যাঁ, হ্যাঁ এটা ঠিক বলেছেন।